আচ্ছা, আঘাত বা অসুস্থতার পর মনকে কিভাবে চাঙ্গা রাখেন আপনি?
হু, হু। আচ্ছা। আঘাত বা অসুস্থতা হলেও কু আ এক ধরনের বিরূপ অবস্থা, তাইতো? এটা আসলে খুব স্বভাবতই আমাদের সাথে ঘটে না। যখন ঘটে, তখন দেখা যায় যে, মনের উপর বলুন বা শরীরের উপর বলুন, এক ধরনের চাপ যায় বা এক ধরনের স্ট্রেস যায়, হয়তোবা আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। কিন্তু, আসলে একটা বিষয় আমি বিশ্বাস করি কি যে, যে, বিষয় আসলে আমাদের কন্ট্রোল নেই, তা নিয়ে আসলে খুব বেশি মন খারাপ করা, খুব ভালো অর্থবহ কিছু হয় না। সেক্ষেত্রে মনে হয় যে, কিছুটা যদি নিজের মতো স্বতঃস্ফূর্তভাবে ইনজয় করা যায়। বা একটু খোলামেলা থাকা যায় বা হয়তোবা ধরুন যে, একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। এই বিষয়গুলো ফলো করলে আমার কাছে মনে হয় যে, কিছুটা হয়তোবা মানসিক স্বস্তি পাওয়া যায়।
একদম তাই। একদম। জি, জি। আচ্ছা, আচ্ছা। মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে, আ আঘাতটা আসার পর বা কোনো একটা মানসিক স্বাস মানে বা অসুস্থতার পর যে নিজের ভিতরে একটা নেতিবাচক বা একটা আ মন খারাপের একটা ব্যাপার থাকে। জি, ওই, ওই, ব্যাপারটা আসলে অত একটা গুরুত্ব না দিয়ে কিভাবে ভালো থাকা যায়, সেই চিন্তাটা করা। তো, আপনার কাছে যদি জানতে চাই মানে, আপনি তো যেটা বলতে চাইছেন যে, চাঙ্গা থাকার বিষয়টা আ আঘাতের পর। তো, আসলে এই যে চাঙ্গা থাকার বিষয়টা, আপনি আসলে এটা মানে, আপনার আ মানসিকভাবে এটা হয়ে উঠেছে কিভাবে? নিশ্চয়ই তো কোন একটা অভিজ্ঞতা থেকে এই জিনিসটা এসেছে যে, আপনি ওইভাবে আপনি নিজেকে সাজিয়ে নিয়েছেন যে, আপনি আঘাতের পর বা অসুস্থতার পর চাঙ্গা থাকা। হ্যাঁ, হ্যাঁ, এইটা আসলে কীভাবে হয়েছে? যদি একটু বলতেন।
হু, হু। জি। চাপ একটা পরেই। জি। উ, হু, এক জি। উহু। আচ্ছা। অবশ্যই। উম চাঙ্গা থাকব বা আঘাতের পর কিছুটা সামলিয়ে নিব, তাই তো? আচ্ছা। এটা আসলে অনেক দিনের একটা প্রয়াস বলা যায়। বা দীর্ঘদিন ধরে চেষ্টার একটা ফল, কেন না? আ দেখবেন যে, যতই আপনি চান যে, আপনার মনটাকে ভালো করতে চাইছেন বা এই অবস্থাটা থেকে হয়তোবা বেরিয়ে আসতে চাইছেন। আপনার মন কিন্তু সায় দেয় না বা মন এমন একটা জিনিস নয় যে, তাকে বললেন যে ঠিক হয়ে যাওয়ার, সে ঠিক হবে, তাই তো? হতে পারে বিষয়টা এরকম যে, অনেক দিনের আঘাত সইতে, সইতে, হয়তোবা এমন হয়েছে বা শারীরিক অসুস্থতা দীর্ঘদিন ধরে থাকার পর মনে হয়েছে একটা সময় যে, হাল ছেড়ে দেই বা এত ভাবনা, চিন্তার কিছু নেই, যা হবার তাই হচ্ছে। আমার যেহেতু কিছু করবার নেই, আমার যতটুকু করণীয় আছে এরপরে যে, ঠিক আছে, যা হবার হয়েছে, অসুস্থ হয়েছি, চিকিৎসা করাচ্ছি। তারপরেও দেখা যাচ্ছে যে, মনে আঘাত থেকে যাচ্ছে, শরীরে আঘাত থেকে যাচ্ছে। কিন্তু, আমি আসলে নিজেকে ভালো রাখার একটু চেষ্টা করি।
আচ্ছা। হ্যাঁ, একদম তাই জি, জি, অবশ্যই। একদম।
সেক্ষেত্রে দেখা যায় কি যে, প্রথমত, আসলে আমি নিজেকে সময় দিতে শিখেছি এবং নিজের সাথে কথা বলতে শিখেছি যে, আমি আসলে কেন পারছি না? বা আমার কোথায় সমস্যা হচ্ছে, হ্যাঁ? যে কি করলে এই বিষয়টা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তো, যখন আত্মসমালোচনা করেছি, তখন মনে হয়েছে যে, কিছু বিষয়ে ঘাটতি রয়েছে। সে জায়গা টাতে আমার একটু ফোকাস করা দরকার যে, ঠিক আছে, অতিরিক্ত চিন্তা করছি হয়তোবা। সে জায়গাটা বাদ দিয়ে একটু নামাজে দাঁড়াই, একটু সিজদায় যাই, যেখানে গেলে হয়তোবা আমি মানসিকভাবে শান্তি পাচ্ছি। এভাবেই দেখা গিয়েছে যে, ধীরে, ধীরে, আসলে মেনে নিতে শিখেছি।
আ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি, জি। শান্তি পাব। ও! চমৎকার! কিন্তু ভাবে বলেছেন যে, বিশেষ করে আপনি যেমনটি অ্যা মানে ভেঙে না পরে আরো চেষ্টায় লেগে উঠেন, যে, কোন জায়গাটাতে ভুল ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে মনটাকে আসলে ঐ জায়গাটাতে নিতেই দেন না। আপনি আসলে চেষ্টা করেন যে, অন্য কিছু করে, নামাজের মাধ্যমে হোক বা যেই মাধ্যমে হোক ওখান থেকে আমি একটু চিন্তাটা না করে একটু ব্যতিক্রম কিছু চিন্তা করি।
হু, হুম। জি। কিভাবে ব্যস্ত থাকা যায়? কিভাবে আসলে শান্তি পাওয়া যায়? জি। উহ। সর্বোপরি ব্যস্ত থাকার চেষ্টা করি। বই পড়ে হোক, বাগান করে হোক, বন্ধুদের সাথে কথাবার্তা বলে হোক। এভাবেই আসলে সময়টাকে যেন আমি যেন অবসর সময় না পাই। কেননা সে সময় অবসর থাকলেই দেখা যায় যে, কান্না চলে আসছে, শরীর ভেঙে পরছে, আমার খুব ক্লান্ত লাগছে, পৃথিবীতে খুব বেশি বিরক্ত লাগছে। মনে হচ্ছে অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে আসছি। আমার হয়তোবা অ্যা সাফোকেশন ফিল হইতেছে, এরকম।
চমৎকার! জি, জি, জি। একদম। ও! মানে এটা কিন্তু বেশ চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন বিষয়টা। যে, নিজেকে অ্যা ব্যস্ত রেখে অন্য যে, নেতিবাচক চিন্তাগুলা থেকে একদমই বিরত থাকাটা আপনি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। আচ্ছা তো এখানে কি একটা জিজ্ঞেস কথা জিজ্ঞেস করতেই হয় যে, মাঝে, মাঝে তো এরকম হয়ে ওঠে না, যে, অনেক চেষ্টা করছেন ভালো থাকতে, কিন্তু কোনোভাবেই আসলে ঠিক হওয়া যাচ্ছে না। তো তারপরেও দেখা যাচ্ছে, একটা আলো এসেছে। যে, এবং ধীরে, ধীরে, আস্তে, আস্তে আ আপনি আবার নিজেকে ঠিক করে উঠেছেন। এরকম কি কোনো গল্প, বা উদাহরণ আছে কি আপনার জীবনে?
হু, হুম। জি। একদমই তাই। হু, হুম। জি। হু, হুম। জি, আমার জীবনে আসলে অনেক ধরনেরই হচ্ছে বাধা-বিপত্তি এসেছে, প্রতিকূলতা এসেছে, বা বলতে পারেন যে, শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এমন সময় আমার আসলে অ্যা খুব বিশেষ একজনের সাথে দেখা হয়েছে যে, যার সাথে কথা বললে আমার হয়তোবা মনে হয় যে, না আমি মানসিকভাবে আসলে ভেঙে পরছি না। আমার যদি শারীরিক জখমও থেকে থাকে বা শারীরিক আঘাতও থেকে থাকে, কিন্তু আমি মানসিকভাবে একটা মানুষের সাথে শেয়ার করছি এবং সে আমাকে সবসময় আশ্বস্ত করছে যে, ঠিক আছে মানুষের তো এরকম কিছু হয়, বা এটা নিয়ে এত বেশি ভাবনার কিছু নেই। অ্যা তো দেখা যায় যে, সে কিন্তু হচ্ছে যে, আমার এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমার আমি গাছ পছন্দ করি জন্য আমাকে কিছু অর্কিড গাছ পাঠিয়েছে। যে, ঠিক আছে তুমি এগুলো নিয়ে ব্যস্ত থাকো। বা এগুলোর একটু খোঁজখবর করো। সে ফুল পেলেই দেখা যায় যে, হাতে ছবি তুলে নিয়ে বলছে যে, খুব দ্রুত এই সময় কেটে যাবে। এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে খুবই চমৎকার এবং আমাকে আসলে বাঁচিয়ে রাখার যে, অনুপ্রেরণা, বা উদ্যম সেটা হয়তোবা তার কাছ থেকে আসে। সাথে আমার পরিবারের কাছ থেকে আসে। আমার মায়ের সাথে কথা বললে আমার খুব চমৎকার একটা অনুভূতি হয়। অ্ আসলে উম, অ, অ হচ্ছে, আপনার সায়েন্টিফিক গবেষণায়ও প্রমাণিত রয়েছে যে, মায়ের কণ্ঠস্বর কিন্তু স সন্তানের যে, হচ্ছে, আপনার প্রতিকূল অবস্থা রয়েছে সেখান থেকে কিছুটা মানসিক শান্তি দিতে সক্ষম।
আহা! বেশ দুঃখজনক! জি, জি। বাহ! চমৎকার! বেশ। জি, জি, অবশ্যই। চমৎকারভাবে বলেছেন বিষয়টা। মানে আসলে আপনাকেই তো বলতেই হয় যে, আপনার আশেপাশের মানুষরা যারা আপনার ভালো চায়, তারাও কিন্তু পরিপূর্ণভাবে চেষ্টা করেই যাচ্ছে যে, আপনি যেন মানসিকভাবে ভেঙে না পড়েন। তো আচ্ছা, এখানে একটা কথা একটু জানতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে, আ একটি মানুষ আপনার সঙ্গে আ কথা বলে, তো এটা কি কোনো বিশেষ মানুষ, নাকি পরিবার-পরিজনরাই শুধু?
হু, হু। জি। জি, অবশ্যই। উ হু। হুম, বিশেষ মানুষই, কেননা পরিবারের এখনো পরিবারের অংশ হয়নি। তবে আশা করা যাচ্ছে যে, খুব শীঘ্রই পরিবারের অংশ হয়ে উঠবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে, তার কাছে আসলে আমি একটা মানসিক শান্তি পাই, এবং একইভাবে তার ক্ষেত্রেও একই যে আমরা দুজনে আসলে দুজনকে দেখা যায় যে, মানসিক যে কমফোর্ট এর জায়গাটা সেটা হয়তোবা দিতে সক্ষম।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, অবশ্যই। তাহলে বুঝাই যাচ্ছে যে, আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গীর সাথেই কথার পথটা বলতে আপনি একটু আচ্ছা, বেশ কিন্তু বেশ, বেশ। এটা কিন্তু আসলে খুবই মানে ভালো একটা ব্যাপার যে, আপনার মানসিক স্বাস্থ্যের দিকে যে, কতটা সচেতন আপনার ভবিষ্যৎ জীবন সঙ্গী এটা কিন্তু বেশ চমৎকার। তো এখানে আম একটা বিষয় থাকে যে, আসলে এই যে মাঝে, মাঝে দেখা যাচ্ছে যে, অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, আঘাত পেয়েছে কোন একটা কারণে, বা অসুস্থ হয়ে পড়েছে, বা এই সময়টাতে আ মানে মানসিক ক্ষেত্রে যদি একটু জিগ আপনার কাছে জানতে চাই যে, আ মাও মনোচিকিৎসাবিদ, মানসিক চিকিৎসাবিদ তো এই যে, যখন একেবারেই কারো কাছে যাওয়ার মানে জায়গা না থাকে জি। ত হ্যাঁ, জি। তো ঐ সময়টাতে যদি কেউ যেয়ে থাকে, তখন কিন্তু তাকে অনেক কটুক্তিকর কথা শুনতে হয় যে, আ হয়তো পাগল হয়ে গিয়েছে, বা আ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি আপনি কখনো মানসিক চিকিৎসাবিদদের কাছে গিয়েছেন? বা যদি যাওয়ার ই ইচ্ছাও থাকে আপনি কি এরকম কটুক্তিকর কথার মানে সম্মুখীন হয়েছেন কি?
হুম, হুম, ই আ বিষয়টা আসলে এরকমই। জি। হুম, হুম। জি। হুম, হুম। জি। হুম। জি। হুম, হুম। প্রয়োজন পড়ে। আচ্ছা না থাক। আচ্ছা। হু, হুম। পাগল হয়ে গিয়েছে। মাথার তার ছিড়ে গিয়েছে। তাই তো? হুম, হুম। উ হুম। আমার আসলে এরকম কটুক্তিকর কথার সম্মুখীন কখনো হতে হয়নি। এবং আমার পরিবারের মানুষ সবসময় আমাকে সাপোর্ট করেছে এই জায়গাটিতে যে, "ঠিক আছে, তোমার যদি প্রয়োজন মনে হয়, তুমি যদি মানসিকভাবে আসলে অবসাদগ্রস্ত থাকো, এবং মনে হয় যে একজন বিশেষজ্ঞ যে আসলে মনোরোগ বিশেষজ্ঞ। আমাদের কথায় হয়তোবা কিছুটা হচ্ছে দেখা যাক বে যে আ মোটিভেশন থাকবে। কিন্তু তার কথা হবে, তোমাকে হিল করার মতো, তোমাকে ডায়াগনোসিস করার মতো, তাই তো? তুমি তার কাছে যেতে পারো।" এবং আমার আশেপাশের অনেকেই কিন্তু দেখেছি যে, এই বিষয়টাকে আপনার খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। আবার অনেকে বলেছে যে, "কি এমন হয়েছে যে হচ্ছে যে কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমরা আমাদের জীবনে আর মনে হয় চিন্তা ভাবনা আসে নাই। আমরা আর পড়াশোনা করি নাই।" হ্যাঁ, এ ধরনের কথাবার্তার কিছুটা সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, ঠিক আছে। তারা তো আমারই যে দুঃখের যে সময় তারা না এসে, আমাকে বলছে যে, কিছু হবে না, বা হচ্ছে যে তুমি কাটিয়ে উঠতে পারবে, বা এই করো, ঐ করো। না বলে তারা যখন দেখা যাচ্ছে যে, আমি একটা স্টেপ নিচ্ছি সেখানে এসে কথা বলছে। তো এই বিষয়গুলো যত বেশি ধরা যাবে, ততই দেখা যাবে যে আমার মনঃক্ষুণ্ণ হবে। তার থেকে আমি বলেছি, যে, "ঠিক আছে, আপনারা আপনাদের মত বলে যেতে পারেন। আমি প্রয়োজন মনে করেছি। আমার শরীর প্রয়োজন মনে করেছে। যার কারণে আমি আসলে একজন ডাক্তারকে দেখিয়েছি।" এবং
বলেন কি! বেশ! একদম, একদম। আচ্ছা। আ জি, জি, জি। জি, জি, অবশ্যই। একদম, একদম। না, এখানে কি আপনি কখনো ঐরকম কোনো প্রতিক্রিয়া দেননি, যে আসলেও যে মানে যেটা দেখা যায়, একটা মানুষের যদি জ্বর এসে পড়ে, বা দেখা যাচ্ছে কোনো কারণে একটা হাতে আঁচড় পড়েছে, তখন তো একেবারে দেখা যায় যে, পরিবার থেকে শুরু করে দূরের আত্মীয়রাও পর্যন্ত চলে আসে, এই বিষয়গুলাকে ঠিক করতে। কিন্তু মানসিক আঘাতের ব্যাপারে কেনো মানুষ এরকম কটুক্তিকর কথা বলে, আপনি কি কখনো তাদেরকে জিজ্ঞেস করেননি এই বিষয়টা?
হুম, হুম। জি। হুম, হুম। একদম। হুম, হুম। আ আমি আসলে কখনো জিজ্ঞেস করিনি। কিন্তু আমার যে অনুধাবন, সেখান থেকে মনে হয় কি? যে, মানসিক যে যন্ত্রণাগুলা থাকে, মানুষ কিন্তু সকলের কাছে শেয়ার করতে পারে না। কিছু থাকে হয়তোবা পার্সোনাল বা, কিছু আ তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। যে তার আর হা সাথে যার শুধু হচ্ছে যে ক্লোজ মানুষদের সাথেই হচ্ছে যে আলোচনা করা যায়। তাহলে যখন আপনার খুব ক্লোজ কেউ এই বিষয়টা জানে তারা কিন্তু সাদরে গ্রহণ করছে বা, আপনাকে সাপোর্ট করছে। কিন্তু যারা জানে না, তারা এখান থেকে একটা suspense কুড়ানোর জন্য হলেও বা, হচ্ছে যে আপনাকে নিয়ে কথা বলার জন্য হলেও নিজেদের মধ্যে এক ধরনের গল্প গুজব করছে বা, আপনি যাই করছেন, তাতেই তারা সমালোচনা এ জি।
জি, জি। জি, জি। অবশ্যই। একদম। মা সমালোচনা করে থাকে। না। এটা কিন্তু বেশ আসলে দুঃখজনক একটা বিষয়। যে আসলে আব অন্য অন্য কোনো রোগ বা, ব্যাধির কারণে একদম উঠে পড়ে লাগা। কিন্তু মানসিক স্বাস্থ্য জি, জি, জি।
উ হু। এই মানসিক রোগ তো দেখা যায় না। তাই তো? যে তার আসলে ক্ষতটা কত? আমার কাছে মনে হয় যে, যার কারণে হয়তোবা মানুষের কাছে খুব বেশি এক্সপ্রেস করা যায় না বা, মানুষ বিষয়টাকে খুব বেশি বুঝতে চায় না।
না, এটা কিন্তু বেশ দুঃখজনক। কারণ আব দেখা যাচ্ছে যে, বাহিরের দেশে বা, বাহিরের প্রেক্ষাপটে আব এই মানসিক চিকিৎসা বা, মানসিক ডাক্তারের কাছে যাওয়া তো বাধ্যতামূলক। মাসে ১ বার কি ২ বার হলেও তাদের যেতেই হয়। তা না হলে তো দেখা যাচ্ছে যে মানসিকভাবে সুস্থ না থাকলে, কিন্তু শারীরিকভাবেও এটা অনেক ব বড় রকম প্রভাব ফেলে। তো আপনার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে আপনি শারীরিকভাবে বেশ সুস্থ আছেন, সতেজ আছেন কিন্তু মানসিক কোন একটা আঘাতের কারণে আপনে পরিপূর্ণ যে ফলাফলটা কোন কাজের মাধ্যমে পেতে চাচ্ছেন, সেটা আসছে না। এবং আপনি এটাকে চিহ্নিত করতে পেরেছেন। এরকম কোন অভিজ্ঞতা আছে কি?
হু, হু। হু, হু। জি। হু, হু। একদমই তাই। হু, হু। জি। উ, হু। জি। এন জ্বী। আমি আসলে, আমার admission এর যে সময়টা ছিল বা আমি যে প্রতিষ্ঠানে পড়েছি, আমার তার প্রতি একটা ক্ষোভ ছিল এবং নিজের প্রতি একটা ক্ষোভ ছিল যে, আসলে আমি তো অনেক ভালো জায়গায় চান্স পেয়েছিলাম। সেগুলো ছেড়ে কেন এখানে আসলাম বা তখন কেন মনে করলাম যে এটাই হয়তোবা আমার জন্য মঙ্গলজনক? হ্যাঁ? কেননা, এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে, আমার ক্যাম্পাসের ফিলটা পাচ্ছি না। ছোট একটা জায়গা, সংকীর্ণ একটা জায়গা। আমি যেখানে ছিলাম, খুব চমৎকার ছিল। খুব সুন্দর একটা কমিউনিটি ছিল সেখানে। এখানে হয়তোবা বিশ্ববিদ্যালয়ের আমেজ নেই বা আমার মতো মানুষজনকে পাচ্ছি না। এই জায়গাটা থেকে আমি খুব হতাশাগ্রস্ত ছিলাম এবং আমার মধ্যে মানে এই জখমটা আরও ধীরে, ধীরে বাড়ছিল। তখন আসলে উম অনেকেই আমার বন্ধু-বান্ধবসহ, আমার বিশেষ মানুষসহ, আমার পরিবারের অনেকজন বোঝালো যে, "জীবনের সবকিছুই শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়ে নির্ধারণ করতে পারে? তুমি বলো?" তো, সেই জায়গাটাতে, আমি আসলে অনুধাবন করলাম যে, আসলে মানুষের জীবনটা আসলে অনেক বেশি সংকীর্ণ। জাস্ট হচ্ছে গতকালই আমার একজন বন্ধু আসলে অক আকস্মিকভাবে ছাদ থেকে পড়ে গিয়ে আ জীবনের আসলে সেখানেই শেষ হয়ে গিয়েছে। তো, আমি তখন আ এই ধরনের ঘটনাগুলোকে ধীরে, ধীরে হ আসলে চিন্তা করি এবং অবলোকন করি যে পৃথিবীতে বেঁচে থাকাটা এবং সুন্দর, সুস্থভাবে বেঁচে থাকা, সাথে হচ্ছে যে পরিপূর্ণ ঈমান এর সহিত মৃত্যু বরণ করতে পারাটা, আমার কাছে মনে হয় যে চমৎকার একটি বিষয়। এই ধরনের মাঝখানে যা আসছে, অ্যা হচ্ছে যে জোয়ার-ভাটা। এই ধরণের বিষয়গুলোকে আসলে খুব বেশি গুণবার মতো কিছু নেই। ইন নিজের যতটা পারা যায়, যতটা সামর্থ্য দেওয়া যায়, যে জীবনটাকে সুন্দর করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার বাইরে মনে হয় না আর কিছু করার প্রয়োজন রয়েছে।
আচ্ছা, আচ্ছা। জ্বী। আচ্ছা। জ্বী, জ্বী। ওহহো। জ্বী, জ্বী। একদম, একদম। ওহ! বেশ দুঃখজনক। খুবই দুঃখজনক। অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। আ কিন্তু এখানে একটা জিনিস একটু জানতে ইচ্ছা হচ্ছে, যেমনটি আপনি বলছিলেন, যে আপনার যে মানে প্রত্যাশা ছিল যে ও এ অন্য একটা বিশ্ববিদ্যালয় বা অন্য একটা জায়গায় অ্যাডমিশন নেয়াটা তো আসলে এইটা কি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে ওখানে দেওয়া হয়েছে? নাকি আপনি নিজের ইচ্ছায় ওই, ওই বিশ্ববিদ্যালয় গিয়েছেন? যেখানে এখন আপনার স্বাচ্ছন্দ্যবোধ হচ্ছে না।
উহু। জি। উহু। আচ্ছা, আমি উহু, জি, আ আমি আসলে খুব বেশি homesick তো যেটা হতো যে আমি খুব জ আমার পছন্দের একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ার চান্স পেয়েছিলাম এবং খুব ভালো সাবজেক্ট এ। তো আমি হলো কি আমি সেই সময়টাতে আমার আম্মুকে ছাড়া থাকতে পারছিলাম না। পরিবারের লোকজনকে ছাড়া থাকতে পারছিলাম না। এখন আমি ঠিক করলাম কি আমি আসলে দেখি তো একটু বাড়ির আশেপাশে যাওয়া যায় কিনা। আমার তখন মনে হলো যে হ্যাঁ, সেখানে তো আমার বন্ধু-বান্ধবও পড়ছে কিছু পরিচিত। আমি বোধহয় ভালো থাকতে পারব। তো এই জায়গা থেকে এই ডিসিশনটা নেয়া যে আমি আসলে বাড়ির কাছাকাছি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বো। যার ফলে অ্যা পরবর্তীতে আমার নিজের মধ্যে এই কারণে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে আমি নিজের হচ্ছে যে তো এখানে এসেছি তাহলে কেন এখন regret করছি বা কেন সেই সময় সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম না হলে বোধহয় নিজের উপরে এরকম আসলে দোষারোপ করতাম না বা এই অবস্থায় পড়তে হতো না মানসিকভাবে অবসাদগ্রস্ত লাগতো না।
আচ্ছা জি। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি। ও। জি, জি বুঝা যাচ্ছে। না, আপনি আসলেও আ যেমনটি বলেছেন, যে আপনার হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু আপনি নিজেই নিজেকে বোঝাচ্ছেন, যে না, যে আমার নিজের সিদ্ধান্তেই আমি আজকে এখানে এসেছি, তো আমার এটার জন্য মন খারাপ করাটা কোনো দরকার নেই। না আসলে কিন্তু আসলে আপনার যে মানে প্রতিক্রিয়াগুলা, এবং আ যখন আঘাতে থাকেন, বা অসুস্থতায় থাকেন, আপনি যেইভাবে মানে নেতিবাচক চিন্তা না করে, ইতিবাচকভাবে যেভাবে নিজেকে বোঝান, যে আসলেও সেই জিনিসগুলোতে সময়টা না দিয়ে, আমি যদি অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখি, তাহলে আমার ভিতরে যে নেতিবাচক চিন্তা সেটা আসার সুযোগটাই পাবে না জ্বি, জ্বি। এবং
উ হুম। জ্বি। জ্বি, এবং আমাকে ঠিক করে নিতে হবে। জ্বি। উ হুম। জ্বি। উ হুম। জ্বি। সেটা কমে যাবে। জ্বি, একদম। আসার সুযোগটাই পাবে না।
এবং আপনি যেমনটি বলেছেন, যে ওই অন্য মানুষকে দেখে উদাহরণস্বরূপ আপনি নিজেকে অনুপ্রেরণা দিচ্ছেন, যে না একটা সুস্থভাবে বেঁচে থাকা, এবং সুন্দরভাবে জীবনটা কাটানোই কিন্তু আসলে সবচাইতে বড়ো আ লক্ষ্য আপনার জীবনে। তো আসলে আপনার সাথে এই কথাগুলা বলতে পেরে, এবং অনেক কিছু জানতে পেরে, কিন্তু বেশ চমৎকার লেগেছে। তো আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ।
উ হুম। জ্বি। উ হুম। একদম। উ হুম। জ্বি। আপনার সাথেও আড্ডা দিয়ে আমার চমৎকার একটি সময় কেটেছে, এবং খুব ভালো লেগেছে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। শুভরাত্রি।